ছিল মেওশ পরে
আচ্ছা।
তার তো বলল যে আমি ওর
উ-হুম, জি।
উম
তারপর গেলাম লা চুপ করে আ এসে দেখি একদ
জি।
হতাশ হয়ে কা নরমালি যে ঠিক
হু, হুম।
শেষের দিকে ওর খানদানী ডিজাইনের চাইতেও জঘন্য আমার ২ হাতে মেহেদি, আমি এখন এই মেহেদি নিয়ে কিভাবে স্কুলে যাব? আমি সেটাই বুঝতেছিলাম না। কারণ সবাই ভেঙ্গাবে এবং আমি যদি সেই ডিজাইনের আপনাকে ১ টা উদাহরণ দেই, আপনি তেলাপোকার গায়ে যদি মেহেদি লাগিয়ে যদি হাতের উপরে ছেড়ে দেন মানে এরকম কেমন দেখায় ঠিক এমন আমার হাতটা নষ্ট করে দিছিল।
<giggles> <chuckles> <laughs> আচ্ছা। আচ্ছা। আমার তো মেহেদী আমার একটু একবার মনে আছে কি জানি একটা মমতাজ মেহেদী না কি জানি ছিল, বে বেরিয়েছিল মানে নতুন ওইটা। আ তখনই মানে ওই বছরই নতুন বেরিয়েছিল, বেশ ছোট ছিলাম। তো ও তখন মানে ওই মেহেদীটা দেওয়ার পরে হচ্ছে হাতের চামড়া, ফোস্কা উঠে কি অবস্থা! চামড়া পুরা লাল। কি মানে লাল তো লাল মানে চামড়া উঠে গেছে পুরা। কি যে একটা বাজে অবস্থা! সাদা চামড়া বের হয়ে গেছে। উম তো আর কি তখন থেকে আমার একটা মেহেদীর উপর একটা ফো-ফোবিয়া হয়েছিল। কিছু একটা ২ নম্বর কিছু একটা, কিছু তো ছিল। আ কিন্তু আসলে ঈদে ঈদে আমাদের মজা আসলে চাদ রাত থেকেই মেইন মজাটা শুরু হয়। রাত ৪-৫ পর্যন্ত হচ্ছে মানে আমাদের মেহেদী দেওয়া চলে। আর আম আমাদের কাজিনদের মধ্যে মোটামুটি আমি দিতে পারতাম। সেটাও যে খুব ভালো তা না। মানে মোটামুটি চলে। তো এই যে আমার উপর আর কি লাইনের পর লাইন দিয়ে হতো একজনের শেষ হলে আরেকজন, আরেকজনের সাথে শেষ হলে আরেকজন। হাত ব্যথা হয়ে যেত। কিন্তু ওইটার মধ্যেও আসলে মজা ছিল। আ আপনার সালামি নিয়ে কোন ম মজার ইয়ে আছে? জি।
হ্যাঁ। আন-জি। হুম। আচ্ছা। হু, হু। আ হা আচ্ছা। হু, হু। উম-জি। হুম। জি। হু, হু। আচ্ছা। আমার মনে হয় যে রোজার থেকে একটু

Hello! Hello! কেও জি, শুভ সকাল আপনাকে। কেমন আছেন?
Hello, শুভ সকাল।
আচ্ছা, আমিও ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ। আ তো এখন তো ঈদ গেল না, কোরবানির ঈদ। কেমন গেল? কেমন কাটলো ঈদটা?
হু। হ্যাঁ। আ কুরবানির ছুটিগুলোর সা আম উম কাটছি এবং এখনো শেষ জি।
হুম। <chuckles>
পেয়েছি কারণ ছুটি তো শেষ ছিল দেখলাম যে রাস্তাঘাটের অবস্থা খুব যে ট্রাফিক আম সেইজন্য কিন্তু
হুম। আচ্ছা।
সুরি, সুরি আসে তো আমি আসলে সনা ধর্মালম্বী। তো করা হয়নি। ছুটিগুলো খুব আনন জি।
জি। হুম। আপনার কথা আসলে অনেক কেটে, কেটে আসছে। আমি আসলে শু অ্যা শুনতে একটু ক সমস্যা হচ্ছে। খুব কেটে, কেটে আসছে। আ but যাই হোক, আসলে ঈদ মানেই তো আনন্দ। ঈদ মানেই আমাদের সবচেয়ে আ মজা মানে সবচেয়ে বড় উৎসবই তো আমাদের ঈদ। আ তার মধ্যে মনে রোজার ঈদটা সবচেয়ে মজায় কাটে, না? আবার অনেকে বলে কোরবানির ঈদ বেশি মজা লাগে। আপনার কোনটা বেশি মজা লাগে, রোজার ঈদ না কোরবানির ঈদ?
তো আপনার কি খবর? কেমন কাটলো? আচ্ছা, জি। হুম। উম-জি। আমার আমার মনে হয় কি সবচাইতে মজার ঈদ হচ্ছে রোজার ঈদ। কারণ ওই ঈদটাতে আপনি হ্যাঁ, ঘুরতে পারবেন। শান্তিমতন কোন কাজ থাকে না। মানে এটা তো আমি আমার বান্ধবীদের বলি কোরবানির ঈদ আসলে ওদের একটা excuse থাকে যে বাসায় অনেক কাজ, আজকে বের হতে পারবো না, ঈদের দিন বের হওয়া যাবে না, আ বা ছেলে বন্ধুদের দায়িত্ব থাকে, delivery man এর দায় থাকে অ্যা এবং কাটা বিষয়ে ওদের একটা দায়িত্ব থাকে। তো ওরাও তেমনভাবে ঈদের দিন, ঈদের পরের দিন সময় দিতে পারে না। কারণ অনেক guest আসে, ওদের যেতে হয়। কিন্তু রোজার ঈদটা আমি দেখেছি যে ওরা খুব উম আ মানে free থাকে এবং আমাদের ঈদের দিন থেকেই planning থাকে যে ঈদের দিন আমরা এখানে ঘুরতে যাব, তার পরের দিনটা ওখানে ঘুরতে যাব, এরকমভাবে আমরা ভাগ করেনি। কিন্তু ক আ মানে কোরবানির ঈদের সময় আসলে সেটা হয় না। তো আমি বলব যে রোজার ঈদটাই খুব মজা।
হুম, আমারও তাই মনে হয়। উম হুম। একদম। হুম। হুম। একদম। জি। হুম। হান জি। হুম, এইটাই। হ্যাঁ, আর আসলে রোজার ঈদের আমেজটা আমার মনে হয় একদম রোজার থেকেই শুরু হয়ে যায়। মানে, পোত হ্যাঁ, একদম মানে ১ম রোজা থেকে একটা আমেজ, আমেজ শুরু হয়। আর last এর ১০ দিন হচ্ছে আমার মনে হয় যে সবচেয়ে মানে ঈদের জন্য অপেক্ষাটা বেড়ে যায়। ঈদের shopping শেষের পথে আসে। আ তারপর হচ্ছে মানে চাঁদ রাতের জন্য একটা আলাদা আ মানে অস্থির হয়ে থাকা। আর ম রোজার আমার মনে হয় প্রতিটা ইফতারই একটা মানে হ্যাঁ, মেহেদি লাগানো তো ম মানে খুবই মজা। মানে মেহেদি লাগানো নিয়ে অনেক মজার স্মৃতি আছে ছোটবেলার। আ আর ঈদ তো আমার মনে হয় ছোটবেলারই মজা ছিল, না? বড় হয়ে খুব একটা আমার মজা লাগে না। আর বিদেশের জীবনে ঈদ তো পুরাই ফ্যাকাশে। কিছুই করার নাই <scoffs> একেবারেই কিছু করার থাকে না। <chuckles>
তো আপনার কোনটা ভালো লাগে? হু। জি। উমহু মেহেদি লাগানো হুম। <chuckles> আন জি। হুম। আচ্ছা, হ্যাঁ। আমার বোনও আসলে বলে যখন আমরা যেমন আ জি আ কোন দিন ফিরব।
হুম। জি।